আচ্ছা, আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেছেন?
খানজাহান আলীর আ ইয়াতে। এটা কিন্তু কবিতা আছে এখানে।
ওইখানে ওই যে আ ইয়া যে দিঘি খান খান জাহান আলী দিঘি বোধহয় না একটা এখনো যে ওখানে বিশাল দিঘি ১ মাইল লম্বা কাছাকাছি কিন্তু গেছেন কি ওখানে? ওটাও আমাদের একটা ঐতিহাসিক স্থাপন।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ওখানে গেছি। ই ঘোড়া দিঘি বা লাল দিঘি কি জানি একটা বলে ওইটাও অনেক, অনেক বড়
আচ্ছা, আর ওখানে নাকি কুমির আছে না। ডাকলে নাকি আসে চলে আসে? এরকম শুনছিলাম। আমি দেখিনি অবশ্য।
হ্যাঁ, এটা এটা আমিও শুনেছি এটা আমিও শুনেছি কিন্তু আমিও দেখিনি। বা আমরা যখন গেছিলাম তখন পানিও অনেক কম ছিল। শ্যাওলা বেশি ছিল, যে কচুরিপানা বেশি ছিল। যার কারণে ওইটা দেখার সুযোগ হয়নি।
আচ্ছা। আচ্ছা, ঐতিহাসিক আ আরেকটা জিনিস আপনি আমাদের আ দিনাজপুরে আরকি রামসাগরে যদি এসেছেন কি কখনো?
না, আমি রামসাগর এ যাওয়া হয়নি।
আপনার রামসাগর বিশাল, বিশাল মানে আজকের আ মাপে ২ কিলো আ লম্বা হবে আর ১ কিলো প্রশস্ত হবে। এই রকম একটা দিঘি চিন্তা করতে পারেন? মানুষই খুঁড়েছে।
ওয়াও! এত বড়!
এটা রা আ দিনাজপুরে এটা। দিনাজপুর শহর থেকে মোটামুটি একটু দক্ষিণে। সুযোগ পেলে এসে দেখবেন। এটাও একটা আমাদের দেশের একটা গর্ব করার মত মানে ঐতিহাসিক স্থাপনা। মানে এটা হয়েছিল কি, এটা আমি ওখানে ইতিহাস
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এত বড় দিঘি তো এত বড় দিঘি তো মনে হয় না বাংলাদেশে আর কোথাও আছে বা আমি শুনিনি তো।
হ্যাঁ। হ্যাঁ, এটাই এটাই এ এটা দেশের সবচেয়ে বড় দিঘি। এ নামটাই বুঝছেন রামসাগর। মানে ওই রাজা রাম অ রাহমন না কি যেন নাম ছিল তা তার নামেই রামসাগর। তো ওটা আজকে শুনছিলাম যে, ওই মানে ওই সময় নাকি পানির খুব কষ্ট হইছিল। তখন ওই প্রজারা বলছে যে, "আপনি আমাদের এলাকায় একটা দিঘি করে দেন।" তো ওই ওইটা নাকি মোটামুটি পলাশীর যুদ্ধ যখন হয়।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ।

আচ্ছা ওই যে, আরেকটা আপনি অ্যা এই চাপাই নবাবগঞ্জ রাজশাহী। বৃহত্তর রাজশাহীর এখানে ৫ টাকার নোটের উপর ১ টা মসজিদের ছবি ছিল।
হুম।
উ মানে আপনি হ্যাঁ, এ না, তারা মসজিদ তো ঢাকায়। এখানে একটা মসজিদ কিন্তু এটাও কিন্তু অনেক আগের নাকি। আমি এ যাইনি কিন্তু কাছাকাছি গিয়েছিলাম। এরপর বে আ এটা ৫ টাকার নোটের উপর ছবিটা আছে আমাদের। সম্ভবত মসজিদের নাম কুসুমবা মসজিদ বোধহয় সম্ভবত।
তারা মসজিদ? আচ্ছা, জি, জি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কুসুমবা মসজিদ।
হ্যাঁ, এ এ ঐতিহাসিক স্থান দেখতে পারেন।
জি। এরকম অনেক আছে বাংলাদেশে।
হ্যাঁ, তো আমাদের দেশেও মানে ছোট দেশ হলেও, মানে এরকম আকর্ষণ করার মতন অনেক জায়গা কিন্তু আছে, কিন্তু আমরা আ হ্যাঁ? হ্যাঁ, নিশ্চয়ই।
হ্যাঁ, হ্যাঁ। দিনাজপুরে আরও আছে কান্তজির মন্দির।
হ্যাঁ কান্তজির মন্দির আছে বললাম, তো রামসাগর বললাম।
অ্যা তারপর হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড় স সম্পর্কে তার
হ্যাঁ, মহাস্থান আ এ মহস্থানগড় আ বগুড়া। মহস্থানগড়, বগুড়া। তবে রাজশাহীতে আপনি আরেকটা হ্যাঁ, সোমনাথ মন্দির, অ্যা সোমনাথ অ্যা নামে একটা পা পাহাড়পুর নামে জায়গা আছে। সেটা নওগাঁ জেলার মধ্যে বোধহয় সম্ভবত।
হ্যাঁ। আমি জি বলেন? জি, হ্যাঁ, সোমনাথ মন্দিরের নাম শুনেছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, নওগাঁ জেলার ভিতরে।
আগে হ্যাঁ, বাংলাদেশে এটা এ ছিল বৌদ্ধ, বৌদ্ধ স্থাপনা। মানে বৌদ্ধদের নাকি একটা ইয়ে ছিল আরকি। হ্যাঁ।
এবং হ্যাঁ, মঠ যেটাকে বলে। এগুলা কিন্তু অনেক আগের। অনেক মানে, মানে শত, শত বছর আগের। কিন্তু স্থাপনগুলার যে কারুকার্য, যেগুলা আপনি দেখতে পাবেন, যেমন ওই যে দিনাজপুর কান্তজির মন্দিরে। ওইখানে যে টেরাকোটা গুলা আছে, আপনার কারুকাজ দেখলে মনেই হবে না যে, এটা হ্যাঁ, হ্যাঁ, এগুলার কারুকাজ দেখে কিন্তু ম মনেই হবে না যে, এগুলা এত বছরের পুরাতন। এত সুন্দর মতো কারুকাজ গুলা করা।
হ্যাঁ, মঠ হ্যাঁ। হ্যাঁ, অনেক আগে। হ্যাঁ, আ হ্যাঁ, নি নিশ্চয়ই। এটা কি দেখেছেন আপনি? হ্যাঁ, আমি গেছি। হ্যাঁ। মানে মনে হচ্ছে যে, কয়েক মাস আগে তৈরি বোধহয়, যে জিনিসগুলো যে যত্ন রাখা হয়েছে। তবে কান্তজির মন্দির নাকি ভূমিকম্পে ওর নাকি ইয়েটা ভেঙে গেছে। একটা নাকি বড় ভূমিকম্প হয়েছিল, ১ ১৫০ বছর আগে। ওই তার, তার একটা ইয়ে ছিল, উচ্চ একটা চূড়া ছিল। সেই চূড়াটা নাকি ভেঙে গেছে। তো এখনও মোটামুটি আরকি খুব আকর্ষণীয় জায়গা। আন
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ও! আচ্ছা। হ্যাঁ। তবে আমাদের কিন্তু এই ঐতিহ্যগুলো অনেক ভালো মতো সংরক্ষণ করে রাখা দরকার। বাংলাদেশে কিন্তু এরকম খুব বেশি স্টেপ নেওয়া হয় না। যেমন
হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। এটা উন্নত দেশে কিন্তু ওরা অনেক যত্নশীল, আমরা অতখানি নই।